একদম ঠিক বলেছেন। আপনি যে ফুটবল খেলার কথা বললেন আমি ওখান থেকে কিছুটা মনে পড়লো যে আমরা যখন ফুটবল খেলা শেষ করে মানে ওম স্কুল থেকে ব্যাক করতাম। আমরা আমাদের লোকাল যে পার্ক ছিল, সেখানে গিয়ে পুকুরে ঝাঁপ দিতাম। ঝাঁপ দিয়ে বসে পুকুর কল পাড়ে একটা পুকুর পা মানে পাড়ে একটা কল, চাপকল ছিল। সেখানে একজন চাপ দিত আর সবাই হচ্ছে ওই পানি দুপুরের মধ্যে ভরা রোদে পানিটা খেতাম। তো এত মাটির কাছে নিজেকে মনে হতো, মনে হত এ -এটাই হচ্ছে বেঁচে থাকা। আমি অভিয়াসলি আপনার, আপনার সম্পর্কের একটা স্মৃতি হয়তো এর চাইতে আরো গভীর। এর চাইতে আরো প্রাণচঞ্চল ও সুন্দর মুহূর্ত কিছু আছে। বাট আমি জাস্ট মানে শেয়ার করছি যেই, আমাদের শখের জায়গাগুলো আমাদেরকে কত সুন্দর মুহূর্তগুলো দেয়।
জি, জি। জি, জি, একদম। জি, জি। জি, জি, একদম। জি, জি, জি। একদম। জি, একদম। জি, জি, অবশ্যই। জি, জি, জি, অবশ্যই। জি, যাই হোক আপনার সাথে আসলে কথা বলে অনেক ভালো লাগলো। বিশেষ করে আপনার যে শখের যে বিষয়টি এটি অবশ্যই খুব শৌখিন একটি বিষয়। যার শৌখিনতা কিন্তু মানুষের অনেক বড় একটি গুণ। আমি ব্যক্তিগতভাবে যেটি মনে করি আরকি। আর আমার ফুটবল খেলার কথা যদি বলি, আসলে ফুটবল খেলাটি আসলে একটু, একটু এক্সারসাইজের জন্যই আরকি মূলত পছন্দের খেলা হিসেবে আমার তৈরি হয়েছে। পাশাপাশি এটা ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। ফুটবল খেলার মাধ্যমে যে যেটা প্রতিযোগিতামূলক যে একটা মনোভাব তৈরি হয়। তো এই আরকি, তো এই সব মিলে আসলে ফুটবল খেলাটি আমার ব্যক্তিগতভাবে খুবই পছন্দ।
<chuckles> হ্যাঁ, ধন্যবাদ। জি, জি। আ জি, জি। আচ্ছা। হু, হু। হ্যাঁ। জি, জি। এটা একটা মানে অসাধারণ খেলা এবং আমার ধারণা বিজ্ঞানীরা রিসেন্টলি হয়তো এরকম একটা স্টেটমেন্ট দিয়েছেন যে, পৃথিবীর সবচেয়ে ফিজিক্যালি ইনটেনসিভ খেলা, মানে সবচেয়ে কষ্টকর খেলা ফিজিক্যালি, আ সেটা হচ্ছে ফুটবল আরকি। আপনাকে নব্বই মিনিট টানা দৌড়াতে হচ্ছে। এটা অন্য কোন খেলাতেই এইভাবে নাই আরকি। আর আমার গিটারের কথা যদি বলি তো সেক্ষেত্রে এটা তো আস আমার খুব ক্লোজ একটা জিনিস। আমার সঙ্গী বলা যায়। <chuckles> আমার ওয়াইফ তো মাঝে মাঝে বলে তোমার প্রথম বউ হচ্ছে ঐটা, আমি হচ্ছি দ্বিতীয় বউ আরকি। তো, আপনার সাথে আমার পার্সোনাল এই বিষয়গুলো শেয়ার করলাম। নিজেকে একটু হালকা ফিল করছি। আ এই সুযোগটা দেয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনার বিষয়টা শেয়ার করার জন্যও আপনাকে ধন্যবাদ।
জি, জি, একদম। জি, জি। একদম ঠিক বলেছেন। জি, জি, জি। জি, জি। <chuckles> যাক। জি, জি। আমিও। জি। জি, জি। আসলে আমারও আপনার এই শখ সম্পর্কে জেনে অনেক ভালো লেগেছে। আপনার কাছ থেকে আমি নতুন কিছু জানতে পেরেছি। আর আপনার এই শখ সম্পর্কে আমার কাছে বলার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি ভালো থাকবেন।
জি। নো প্রবলেম। আপনিও ভালো থাকবেন, কথা বলে ভালো লাগলো। শুভরাত্রি।